আচ্ছা। এখানে ব্যাপারটা যদি আমি উদাহরণস্বরূপ বলি, তো উদাহরণ দিতে গেলে আ অ দেখা গেল যে, oraimo একটা ইয়ারফোনের দাম আপনার আ মিনিমাম ৳১,০০০ এখন আ ৳১,০০০ র জিনিস যখন আসলে আমি ঐ ঐটার যে, আপনার প্যাকেজিং তারপরে ঐটার যে, আসলে আপনার কোয়ালিটি সেটা কিন্তু আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। আর ওই জিনিসটা যখন আমি ওই যে। আ রাস্তা থেকে ৳২০০ দিয়ে কিনব, তখন কিন্তু আসলে ব্যাপারটা হবে কি যে, আ ওইখানে হয়তো আপনার ওই যে, আ মানে ২ নাম্বার বা আপনার ওই যে, বাহিরের মার্কেটে কোনো প্রকার কোয়ালিটি ছাড়া যে, পণ্যগুলো হুম।
আচ্ছা। হয়তো নকল কিছু বা রেপ্লিকা কিছু এ ধরনের কিছু ধরিয়ে দিচ্ছে। হয়তো আপনি ওই বেনিফিট টা পাচ্ছেন না যেটা আপনি অরিজিনাল টা কিনলে বেশি দাম দিয়ে পেতেন। বুঝতে পেরেছি।
একদম। একদম। আ এখানে আরেকটা উদাহরণ দেওয়া যায়। যেমন ধরুন আসলে এয়ারবাডসের দিকে যদি আসি তো আ এয়ারবাডস কিন্তু আসলে ওপেন করার সাথে, সাথে iPhone এর সাথে কানেক্ট হয়ে যায়। এখন এয়ারবাডসে তো আসলে ব্লুটুথ থাকে না। তবে আ আপনার রাস্তা থেকে কিনলে ঐগুলোতে আসলে কিন্তু ব্লুটুথ পাওয়া যায়। তো আ ওই iPhone এর সাথে কানেক্ট হয় না।
জি, জি। না আ এবারডস বা এয়ারপড যেগুলা আছে, এগুলা তো সাধারণত ব্লুটুথ এর মাধ্যমে কানেক্টেড হয় নাকি?
হ্যাঁ। উম না iPhone এর যেটা ব্যাপারটা হল যে, ঐটা শুধুমাত্র iPhone যদি থাকে আপনার আ ওইটা আ অটোমেটিক যখন আসলে ওপেন করা হয় তখনই আরকি আ কানেক্টেড হয়ে যায়। তো আপনার আ এক্ষেত্রে
আচ্ছা। মানে এই জিনিসটা তো এমনও হতে পারে যে, অটোমেটিক হয়তো ব্লুটুথ টা কানেক্টেড হয়ে যায়। যেমন এবারডস বা অনেক কিছুতেই কিন্তু এই জিনিসটা দেখা যায়।
হুম, হতে পারে। তবে এহ তো তবে এখানে ব্যাপারটা হলো যখন আসলে ওইটা আ কোনো ফেক পণ্য হয়, বা ওই যে, মার্কেটে ৳২০,০০০ র জিনিস যখন ৳২,০০০ দিয়ে কেনার পরে আ কানেক্ট করতে যায় তখন আসলে ম্যানুয়ালি ব্লুটুথ এ সার্চ করে তারপরে আসলে এড করতে হয়। তো আ এখানে তো আসলে প্রতারণা চক্রই হয়ে যায়। তো এই ক্ষেত্রগুলো কিন্তু আসলে আপনার বিশেষ করে আমি বলব যে, অ্যালগরিথম গুলোই দায়ী। তার পেছনে মূল কারণ হল যে, এগুলো কিন্তু আসলে আমাদের সামনে
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন। হ্যাঁ, আসলেই যে, বিভিন্ন অ্যালগরিথম এ বিভিন্ন সময় যখন মানুষের সামনে লোভনীয় অফার চলে আসে, তখন কিন্তু দেখা যায় যে, ১ টার পর একটা জিনিস দেখছে মানুষজন এবং যেটার ফলে যেটা হয় অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলছে, হয়তো সস্তা জিনিস ধরিয়ে দিচ্ছে বেশি দামে কিংবা হয়তো কম দামে কম দামি পণ্য ধরিয়ে দিচ্ছে। তো এত কিছুর ফলে বা অ্যালগরিথম এর কারণে যখন অনেক ভুল হয়ে যাচ্ছে বা ব্যাপারটা যখন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আবার স্কাম এর সম্ভাবনাটা তো থাকে। তো এখানে আসলে সতর্ক থাকা যায় কিভাবে? বা ধরুন বিপদ-আপদ বা ঝুঁকির হাত থেকে কিভাবে বাঁচা যায়?
হুম, জি। <chuckles> অ্যা উম জি। হু, হুম। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আ